একদমই তাই, একদমই তাই। আসলে আ আমার কাছে মনে হয় যে বয়স নির্বিশেষে সবারই আসলে এই বায়ু দূষণটা একটা মানে ভালো খারাপ দিকে প্রভাব পড়ছে। যেমন নবজাতকের কথা বললেন বা শিশুদের কথা বললেন। বয়স্ক মানুষের কথাও বলছেন। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে গর্ভবতী নারীদের ক্ষেত্রেও আসলে ভালোই লাইক গর্ভাবস্থায় শিশুর উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে, তাই না?
হুম, হুম। হুম, হুম। আচ্ছা হ্যাঁ এটা বেশ বলেছেন। একটা গর্ভ ব অবস্থায় কিন্তু একটা নারী অনেক বেশি সেনসিটিভ থাকে। সেখানে তার নিজের একটা ঝুকি থাকে। এবং তার উপর একটা নতুন জীবন ডিপেন্ড করে থাকে। সেক্ষেত্রে সে নিজেও খুব ভীষণভাবে ইফেক্টেড হচ্ছে। কারণ তার ভিতরে আরেকটা জিনিস গড়ে উঠছে। সেখানে দেখা যায় তার ইমিউন সিস্টেমটা অনেক বেশি স্ট্রং থাকে না। তার ইমিউন সিস্টেমটা হয়তো তার ভিতরে যে একটা জীবন গড়ে উঠছে সেটাকেই প্রটেক্ট করার কাজে বেশি ব্যবহৃত হচ্ছে। যেখানে সে নিজে অসুস্থ হচ্ছে, সে অসুস্থ হলে সেটা বাচ্চার উপর ইফেক্ট পড়ছে।
উ হু। জ্বী। জ্বি, জ্বি। হু, হু, হু, হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। হু, হু, হু, হু। একদমই তাই। আ উহু, জ্বী, জ্বি, জ্বি, জি, জি। একদমই খুব ভালো বলেছেন। আ যদি আসলে আমরা বলি আরকি যে আমরা বললাম যে সবগুলা বিরূপ প্রভাবই আসলে পড়ছে। আমাদের তো উচিত এটা নিয়ে ব্যবস্থা নেওয়া। তাই না? সো আসলে আপনার কাছে আমার কাছে মনে হয় আরকি দৈনন্দিন জীবনে আমাদের সবথেকে বেশি আ এই বিষয়ে ফোকাস করা উচিত। কারণ আমরা তো ধরেন মানুষ বা অন্য জীব বলে। সবাই তো অক্সিজেন মা অক্সিজেন বাট বায়ুর উপর নির্ভর করে বেঁচে থাকে, তাই না? যে এই বায়ু যখন দূষিত হবে জনজীবন তো বিষণ্ণ হবেই। আসলে সবার ১ম এ আমার কাছে উচিত মনে হয় আরকি যে গাছ লাগানো বিষয়টা নিশ্চিত করা এবং সেটার পরিচর্চা
হু, হু। অবশ্যই। জি, জি। জি, জি। অবশ্যই। একদম, একদম ঠিক বলেছেন।
আ জ্বী, জ্বী।
আমিও আপনার সাথে পুরোটাই এগ্রি করছি। আমার কাছে মনে হয় যেন আমাদের উচিত। সর্বপ্রথম আমাদের বায়ুদূষণের মূল কারণই আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা তো আছে কলকারখানার ধোয়া বা এইযে প্রাইভেট গাড়িগুলা বেড়ে যাচ্ছে সেগুলার ধোয়া। এর পাশাপাশি আরেকটা দেখবেন যেখানে সেখানে কাগজ পোড়ানো, ময়লা পোড়ানো, এইযে বাতাসগুলা বা এই যে ধোঁয়া গুলা সেগুলা ওই রিফাইন হয়ে পরিষ্কার হয়ে আসারও কোনো ওয়ে নাই। এর একটাই কারণ সেটা হচ্ছে আমাদের enough গাছ নাই। এই গাছ যে কার্বন ডাইঅক্সাইড বা টক্সিক গ্যাস নিয়ে আমাদের অক্সিজেন দিবে সেই জিনিসটাই নাই। তাইলে আমরা কেমনে কি?
জ্বি, জ্বি। হু, হু। হু, হু। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বি, জ্বি। হু, হু, হু, হু। জ্বী। জ্বি, জ্বি, জ্বি। জ্বী, জ্বী। হু, হু। হু, হু, হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। জ্বী।